আ দেখা যাচ্ছে যে, আমার এখন যেহেতু উম অফিসের এরকম আ বাধাধরা নিয়ম নেই। মানে আমি এরকম আ একটু পার্টটাইম কাজগুলো করছি বাসা থেকেই কাজ করার চেষ্টা করি। হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে, উম যেহেতু অফিস গোয়িং নাই, বাসার মধ্যেই থাকছি, পড়াশোনাটা পাশাপাশি চালাচ্ছি আর সংসার তো আছেই। ঠিক আছে? তো উম এই বিষয়ে দেখা যাচ্ছে যে, অ্যা হাতে মোটামুটি সময় পাই আবার মাঝে মধ্যে সময় পাইও না। সেটা খুব ডিপেন্ড করছে। যে, দিন ক্লাস থাকছে, কাজ থাকছে, সেদিন দেখা যাচ্ছে খুবই একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। একদম টানাপোড়েনের একটা অবস্থা। হ্যাঁ, যে, ক্লাসও দেখা যায় যে, অনলাইনেই থাকে আবার কোনোদিন অফলাইনে থাকে। ক্লাস কিন্তু ৩ ঘন্টা করে হয়। তো এই যে, ৩ ঘন্টা ক্লাস করার পর তো একটু নিজেরও একটু বিশ্রামের দরকার হয় বা নিজেরও একটু আ দেখা যাচ্ছে যে, আরামের দরকার হয়। হ্যাঁ, যে, নিজের মাইন্ডটা জানি একটু ফ্রেশ থাকে। তো দেখা যাচ্ছে যে, এই যে, উম যখন সামাজিক পরিবেশটাতে আড্ডা দিতে যাচ্ছি, আ তো দেখা যাচ্ছে স্বাভাবিক ভাবেই ওখানে নিজেরকে যদি একটু ডাল করে রাখি বা নিজেকে যদি একটু মন খারাপ করে রাখি, তো সেক্ষেত্রে না, নিজের কাছে একটা গিল্টি ফিল হয় যে, তারা আমাকে দেখে কী মনে করছে? যে, আমি হয়তোবা সেখানে একটু আ মুখ গোমড়া করে থাকলাম বা আমার যদিও intention ওরকম না, তবুও দেখা যাচ্ছে যে, যেহেতু নিজের মধ্যে ওরকম refreshment নাই, অ্যা বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও দেখা যায় যে, ভিতরে, ভিতরে একটা চাপ কাজ করে যে, সবাই কী ভাবছে, আমি ঠিক করছি কিনা, কাউকে না বলতে না পারার যে, উম মানে কষ্টটা, সেটা হ্যাঁ, সেটা আমি কিন্তু পাচ্ছি। মানে এই চিন্তাগুলা না আমাকে সবসময় একটা তাড়া করে বেড়ায়। আর উম এই অনুভূতিগুলা আমি শেয়ার করছি কারণ আমি সত্যিই বুঝতে চাই যে, কীভাবে সামাজিকতার মধ্যে থেকেও যে, নিজেকে একটু রক্ষা করতে পারব, কীভাবে নিজের সীমানাটায় মানে বলা যায় যে, স্থাপন করা যায় যাতে সম্পর্কও ভালো থাকে আবার নিজের যে, মানসিক শান্তিটা হ্যাঁ, ব্যক্তিত্বও ঠিক থাকে, মানসিক শান্তিটাও নষ্ট না হয়।
জি, জি। উহু। জি, জি, জি। জি, জি। উহু, হুম। জি, জি। উহু। জি, জি। জি, জি। উহু হুম। একটা কষ্ট, জি,। না, বুঝতে পেরেছি। জি, জি। উহু। নিজের ব্যক্তিত্বও ঠিক থাকে। জি, জি। না, সুন্দর কথা বলেছেন। দেখেন আপনি যে, প্ল্যান করেছেন বা নিয়ত করেছেন, এটাই কিন্তু ধরতে গেলে সফলতার একটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে। তাই না? এবং আ পাশাপাশি আপনি যেটা করতে পারেন নিজের মানসিক চাপটাকে কমানোর জন্য, দেখা যায় বিভিন্ন রকম কিন্তু মানে উম ব্যায়াম বলেন, এরপরে জিম বলেন, এগুলো করলে রেগুলার তখন কিন্তু বডি ফিটনেসটা ভালো থাকবে এবং মানে মুভমেন্টটাও কিন্তু অনেকটা ভালো হবে। হ্যাঁ, তো এখন কি আপনি শুধু কাজই করেন নাকি সমাজে সকালবেলাটা একটু ব্যায়াম বা এই ধরনের কিছু ব্যবস্থা আছে?
উ আ হুম।